আপনি ভালো কথা বলেছেন। এখন যখন চিন্তা করছি, তখন আমার মনে হচ্ছে যে আ আমি আসলে কারো সাথে শেয়ার করতে পারি নাই। মানে কেউ ছিল না। মানে আমার লাইফ এ যারাই ছিল সবাই ব্যস্ত। মা বাবা, ভাই বোন, মানে বোন নাই ভাই। আ সবাই ব্যস্ত। তো কারো সাথে মানে ওভাবে শেয়ার করা যায় নাই। তো সে কারণে আমার মনে হচ্ছে, যে stress টা আরো বেশি আ ফিল করছিলাম আমি। মানে শেয়ার করতে না পারার কারণে
আচ্ছা, আচ্ছা। তো এটা তো খুবই দুঃখ জনক। আচ্ছা। তার মানে ব্যাপারটা আপনার নিজের মধ্যেই রাখতে হয়েছে, এবং নিজে নিজেই নিজে, নিজেই কষ্ট পাচ্ছিলেন। এটা এই বিষয়টা আসলে কিন্তু আ অনেক আ যারা এই বিষয়গুলো নিয়ে আ মানে বিশেষজ্ঞ তারা কিন্তু বলে থাকেন, যে আ এটা আসলে খুব ঝুঁকিপূর্ণ। যারা stress টাকে অ মানে কোনোভাবে release না করতে পারে। হ্যাঁ শেয়ার করতে না পারে। তাছাড়াও বন্ধু বান্ধব, বা আ ব পরিবারের সাথে যদি শেয়ার নাও করা যায় অনেকে কিন্তু আরো বিভিন্ন উপায় বের করে। যেমন অনেকে হয়তো আ ধর্মীয় বিষয়গুলোর প্রতি একটু বেশি মনোযোগী হয়। আম আ অনেকে হয়তো বা একটু ঘুরে আসার ব্যাপারটা দেখে যে আমি একটু ঘুরতে যাই। ঘুরতে গেলে হয়তো মনটা হয়তো হালকা হয়ে যাবে। আম অনেকে হয়তো বিভিন্ন রকম শখ আরকি আ আ মানে শখকে আরকি নিয়ে নেয়, যে এই জিনিসটা করলে আ হয়তো বই পড়া হয়তো কোনো পশু পাখি পালা বা একটু ছাদ বাগান করা। এ ধরনের বিভিন্ন শখ শখ ও মানুষ নিজের মধ্যে তৈরি করে নেয়। স্ট্রেস গুলোকে রিলিভ করার জন্য। তো আপনার ক্ষেত্রে কি এরকম কিছু ছিল?
লিখে দিয়েছিলাম হু, হু। হু, হু। হ্যাঁ, শেয়ার করতে পারেন না। হু। হু। হুম, হুম। হু, হু, হুম। হ্যাঁ। হু, হু, হু। হ্যাঁ। আমার stress remove করার জন্য একটাই মাধ্যম ছিল, যেটা আগে বললাম, যে আমি খেয়ে নিতাম। আমার প্রচুর খেতে ইচ্ছা করত, আমি খেয়ে নিতাম আর ঘুমাতাম। আ মানে ঘুম হত না ঠিকমত। তারপর আমি চেষ্টা করতাম ঘুমানোর জন্য। আর হচ্ছে আ আমি হচ্ছে ইয়ে করতাম। আমি যে জিনিসটা এখন খেয়াল করলাম, যে আমি অনলাইনে খুবই scroll করতাম। যেকোন ধরনের কোন কিছু ভালো লাগলে আমি কিনে ফেলতাম। তো মানে অনলাইন শপিং এর ব্যাপারটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সেই জিনিস কয়েকটা আমার stress এর জন্য মানে relief করার জন্য কাজে দিয়েছে। কিন্তু অন্যান্য দিক থেকে সেটা ক্ষতিকর। সেটা বুঝতে পারলাম।
আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হুম। ওহহো! আ ও impulsive buying আচ্ছা, আচ্ছা। মানে ক্ষতিকর, অবশ্যই। তারপর অনেকেই এটা বলে থাকেন, যারা আসলে এই ধরনের এটাকে impulsive buying বলে যে অনলাইন এ দেখলাম কিছু একটা কিনে ফেললাম। আ হ্যাঁ? হঠাৎ করে হুটহাট কোনো পরিকল্পনা নেই। আ স্ট্রেস এর ধরনে অনেকেই বলে থাকে। তাদের মধ্যে এই ধরনের একটা ব্যাপার ঘটে থাকে, যে আ অনলাইন এ কিছু একটা কিনে ফেলে, এবং কেনার পরে আবার একটা স্ট্রেস এর মধ্যে চলে যায়। তখন আফসোস করতে থাকে কেন কিনলাম, টাকাটা তো রেখে দিলেই পারতাম। এই টাকাটা শুধু, শুধু অপচয় হল। তো আসলে মানে এই বিষয়গুলো থেকে উঠে আসার আ উপায়টা কী? আপনার কাছে কি মনে হয়? কীভাবে উঠে আসা যায়?
হ্যাঁ, কিনে ফেললাম। হু। হ্যাঁ। হ্যাঁ। হু, হু। হ্যাঁ, হ্যাঁ যে কেন কিনলাম? <chuckles> হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্ট্রেস এর ব্যাপার থেকে উঠে আসার ব্যাপার কথা বলছেন?